ও আচ্ছা, আচ্ছা, এরকম আমি কখনো শুনিনি বা দেখিও নি। এই ১ম আমি শুনলাম। জানে না
তো আমার কাছে মনে হয়েছে যে পরিবেশ চেঞ্জ হলে আসলে খাদ্যাভ্যাসও চেঞ্জ হয়ে যায়।
হ্যাঁ। একদমই সবটাই চেঞ্জ হয়ে যাবে। আসলে ভবিষ্যতের যদি বলেন আমাদের কিন্তু খাবার-দাবার আমার মনে হয় আরও পরিবর্তন হয়ে যাবে। এখন কিন্তু দেখা যাচ্ছে আমরা যে খাবারটা খেতাম এখন বিদেশি খাবার দেখেও কিন্তু আমরা কিন্তু বাসায় এসে ট্রাই করি খাই তাই না? দেখা যাচ্ছে ভবিষ্যতে আমরা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন দেশের খাবারও খাচ্ছি আমাদের সাথে, আমাদের যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো সেগুলো বাদ দিয়ে দেখা যাচ্ছে ভবিষ্যতে সেটাও চলে আসবে আমাদের তাতে রেগুলার হ্যাঁ রেগুলার হিসেবে আমরা ব্যবহার করা শুরু করে দেব খাওয়ার এরকমই।
হু। অনেকটা পরিবর্তন হবে। হুম। একদম। হু। হু, হু। হু, হু। হয়তো চলে আসতে পারে। হ্যাঁ। কিন্তু এই যে বলি আমরা বিভিন্ন রকম খাবার কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলের বিশেষ, বিশেষ, খাবারগুলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং ওখানে কিন্তু পাওয়া যায়। উহুম। খুলনার চুই ঝালটা আগে মনে হয় খুলনায় বিখ্যাত ছিল। এখন দেখবেন সেটা কিন্তু ঢাকায়ও পাওয়া যায়।
<clears throat> জি, জি, জি। এগুলো পাওয়া যায়। হ্যাঁ। আবার এ

একদমই! সবসময় তো একইরকম খেতে ইচ্ছা করে না। দেখা যাচ্ছে এক, একদিন এক, এক রকমই চলে আর কি।
তো দেখবেন হুম, হুম। যে একদম। তো আমাদের খাবারের অভ্যাসটা দেখবেন যে একটা উম ব্যা পছন্দের একটা তালিকা থাকে যে, আমরা এই ধরনের খাবার খেতে পছন্দ করি এবং এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।
একদমই।
তো এই যে আমরা যেটা খাই প্রতিনিয়ত দেখবেন অনেক সময় আবার কিন্তু পাওয়া যায় না। এবং অনেক সময় যেহেতু পাওয়া যায় না এবং আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে যেটা আমাদের আম হাতের নাগালে থাকে না এবং অনেক খাবার এমনও হয় যেটা হচ্ছে আমাদের ক্রয় ক্ষমতার বাইরেও কিন্তু চলে যায়।
ঠিক, ঠিক। একদমই। একদমই সেটা তো হয়েই যায়, আজ কয়েক বছর ধরে চলতেছে। প্রচুর। হ্যাঁ।
একদম। <smacks lips> তো আমার যেটা মনে হয় যে, আমাদের যেই খাদ্যাভ্যাস আম বা হচ্ছে আমাদের যেই যে সকল খাদ্য আমরা গ্রহণ করে থাকি, সেখানে যদি প্রযুক্তির ব্যবহার করা হয়, সেক্ষেত্রে খুব ভালো ইফেক্ট ফেলতে পারে।
উ জি।